হ্যাঁ, একদম ভাইয়া। অনেক চমৎকার কথা বলেছেন। আসলে আম আমরা যখন খেলাধুলা করি বন্ধু-বান্ধবদের সাথে বা বন্ধু-বান্ধবদের সাথে সময় কাটাই, তখন কিন্তু আসলেই বলতে গেলে কিন্তু আমাদের এক ধরনের মনে ভালো আ লাগে আসলে। বনের মধ্যে ভালো কাজ করে। কারণ আমাদের বন্ধুরা কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় মানুষ বা বলাই যায় তাদের সঙ্গে আমাদের এক ধরনের ভালো সম্পর্ক রয়েছে। সবার সঙ্গে সবার বন্ধুর কিন্তু ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা যখন ওই বন্ধুদের সঙ্গে খেলাধুলার মাধ্যমেও যদি নিজেদের সময়টা কাটাইতে পারি, তখন কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের মনটা ভালো লাগতেছে। ভাই, আমি যদি বলি ভাই আসলে আমি যখন ছোট ছিলাম, আমি কিন্তু বিকালবেলা হলেই কিন্তু আমার বন্ধুদের সাথে খেলতে বেরিয়ে যেতাম। এবং তাদের সঙ্গে কিন্তু আসলেই বলতে গেলে বিভিন বিভিন্ন দিক থেকে কিন্তু আমি জড়িত ছিলাম খেলাধুলা বা ফুটবল খেলা, ক্রিকেট খেলা এবং এই খেলার মধ্যমেই কিন্তু আমি বিভিন্ন স্মৃতি তৈরি করেছি। এবং স্মৃতির কথা যেহেতু তুললামই ভাই, আপনি কি এরকম কোনো স্মৃতি তৈরি করেছেন যা এখনো আপনার মনে পড়ে?
জি। হুম। হুম। আচ্ছা, হ্যাঁ। জি। হুম। হ্যাঁ, একদম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। আমিও কিন্তু বিভিন্ন ধরনের স্মৃতি আসলে তৈরি করেছি। দেখা যায় খেলাধুলা করতে গিয়ে আমি আমার বন্ধুদের সাথে আ খেলেছি। এমনও আছে আসলে অ্যা স্কুল ফাঁকি দিয়ে দেখা গিয়েছে যে অ্যা খেলেছি তাদের সাথে। তো এই যে এ ধরণের যে খেলাধুলাগুলো, দেখা যায় এ এগুলো একটা স্মৃতি হয়ে যায়। এবং আপনি এখন খেয়াল করলে তাকাবেন যে আমরা কিন্তু বিভিন্ন মাঠের অভাবে খেলাধুলাগুলো করতে পারছি না। এতে কিন্তু দেখবেন অনেকেই আসলে বেশি মোটা হয়ে যাচ্ছে। তাদের ভুড়ি বেড়ে যাচ্ছে। আ তারা কিন্তু চাইলেও আসলে দেখা যায় দৈনন্দিন জীবনের কাজগুলোকে ভালোভাবে আত্মবিশ্বাস নিয়ে করতে পারছে না। সেক্ষেত্রে আমি মনে করি যখন একটা মানুষের ওজন বেড়ে যায় বা আ দেখা যায় যে তারা যখন বেশি মোটা হয়ে যায়, তাদের কিন্তু একটা আত্মবিশ্বাস কিন্তু আ আত্মবিশ্বাসের কিন্তু ঘাটতি হয়ে ওঠে। তো এই বিষয়টাকে আসলে আপনি কীভাবে দেখছেন? এই যে আসলে শহরে যে এখন মাঠের অভাব, আমরা বিকল্প হিসাবে অ্যা কী করতে পারি?
আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, একদম। জি। আচ্ছা। হুম। হুম।